না, আসলে আমার ক্ষেত্রে আসলে শুধু পার্টি সংই যে আসলে মন খুশি করে দেয় এরকম না কিন্তু আসলে না। তো আসলে মন খুশি করার জন্য যদি বললাম না যে
না, না পার্টি সং আসলে আমার মন খুশি করে না। আমি বলছি যে, আমি যখন অলরেডি খুশি আছি বা পজিটিভ এনার্জি আছে আমার মধ্যে, তখন আই ক্যান এনজয়। আমি ওই গানগুলো তখন উপভোগ করতে পারি আরকি।
হু, হু। আচ্ছা। হুম। আসলে আমি আপনাকে যে জিনিসটা আসলে জানতে চাচ্ছিলাম, এমন কোন গান যেমন আপনি খুব খা স্যাড রয়েছেন, স্যাড সং শুনছেন কিন্তু মাঝখানে এই গানটি চলে আসলো আমত আ মুডের আসলে রেপিড চেঞ্জ হয়ে গেল। এরকম আসলে কোন গান রয়েছে কিনা?
উ, হু। হুম। আসলে দুঃখের বিষয় আমার এরকম কোন গান নেই। মানে মুড টা চেঞ্জ করে না। বাট কিছু গান আছে যেগুলো আমাকে কোপ করতে বা শান্ত হতে সাহায্য করে। বাট এমন কোন গান আসলে নাই যেটা আমাকে এমইড ইমিডিয়েটলি আসলে হ্যাপি ফিল করাচ্ছে। আপনার কি এমন কোন গান আছে?
আচ্ছা। হু, হুম। আচ্ছা। না, আসলে এটা আমার সাথে অহরহ ঘটে থাকে। আসলে আমি খুবই গান প্রেমী একজন লোক। তো আ সেক্ষেত্রে আসলে যে গানগুলো শুনতে থাকি, আসলে আমার মন খারাপ রয়েছে। তো হয়তো আমি এমন কিছু গান ছাড়লাম যে ওগুলো আমার মন খারাপের সাথে যাচ্ছে। তো এর মাঝখানের প্লেলিস্ট এ হয়তো অন্য একটি গান ঢুকে পড়েছে বলতে পারেন যে, আর যে গানটা শুনলে আসলে আমি খুব আ বলতে পারেন যে এনার্জেটিক ফিল করি। যেমন আপনার ক্ষেত্রে যে গানটি বললেন যে, আ এই যে বললেন যে সখী তোরা উম কে আমি সখি ভাবনা কাহারে বলি। তো সেক্ষেত্রে সেরকম আসলে অনেক গানই আমার রয়েছে। বলতে পারেন। তো ওই গানগুলো শুনলে আসলে আমার রেপিডলি আমি আ আমার মুডটি চেঞ্জ হয়ে যায় বলতে পারেন। আমি যে বিষয়টি নিয়ে স্যাড রয়েছি, সে বিষয়টা আসলে ধামাচাপা পড়ে দেই ইনস্ট্যান্টলি এবং ওই যে বলেন না, আপনি আ আসলে মন খারাপ রাখতে চাচ্ছেন, কিন্তু চাইলেও রাখতে পারছে না। আমার ক্ষেত্রে কিন্তু গান আসলে সেরকম ঘটনা ঘটায়।
হু, হু। হুম। হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম। সখী। ভাবনা কাহারে বলে। হু, হু। হু, হু। আচ্ছা, সেটা তো আপনার কাছে এটা, এটা তো দারুণ ব্যাপার। গান যদি আপনার জন্য অ্যান্টি ডিপ্রেশেন্ট হিসেবে কাজ করে আপনার অনেক পয়সা বেশে বেঁচে যাবে আসলে।
হু, হু। একদম, একদম। না, খুব ভালো বলেছেন।
তো, একদম। আ আমার কাছে গানগুলো আসলে আমাকে কপ আপ করতে সাহায্য করে। আর মানে এই যে হঠাৎ করে মুড চেঞ্জ করে দেয়, এটা আমি দেখেছি টিনেজ এ হইতো। ইদানিং মানে দেখা যাচ্ছে যে, আ নতুন কোনো গান বলেন, আ বা কোন সুর আসলে এই বয়সে আমার উপরে কেন জানি প্রভাব বিস্তার করে না ওইভাবে বা একদম মুগ্ধতার সৃষ্টি করে না। বা করলেও দেখা যাচ্ছে, অ মানে ১ ২ দিনের মধ্যে হয়তো এটা বারবার শুনতে, শুনতে একঘেয়েমি চলে আসে। একদম রিসেন্ট হচ্ছে রিসেন্ট তাও কও ৫-৬ মাস হয়ে গেছে। এটা গান আ ভালো লাগার গান। এটা হচ্ছে ওই যে তমালিকা গোলদারের। আমি কলকাতা বাংলা গান বেশি শুনি। ওটা আমার ভাল লাগছিল। ওট হুম।
হুম। হু, হু। আচ্ছা। হু, হু। হুম। আ আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। আচ্ছা। আ আসলে আ আপনার সাথে এইসব বিষয়ে আসলে কথা বলতে, বলতে আসলে অনেক সময় চলে যাচ্ছে। আসলে আমাকে একটু উঠতে হচ্ছে। আ আব আশা করি আবার আপনার সাথে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম।
একদম। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। অবশ্যই, অবশ্যই অনেক ভালো লাগলো গান নিয়ে কথা বলে। আ আপনিও ভালো থাকুন। রাতের বেলা উচ্চাঙ্গ সঙ্গীত শুনুন। ভালো করে ঘুমান। ভালো থাকুন, শরীরের যত্ন নিন। আবার কথা হবে।
হু, হু।

হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখন এটা না আসলে নির্ভর করে দিন সময়। আ মুড। বয়স, পরিস্থিতি অনেক কিছুর উপরে নির্ভর করে। দেখা যাচ্ছে আ আ যখন আমার অ্যা খুব এনার্জি থাকে, পজিটিভ এনার্জি থাকে। socialize করতে ইচ্ছা করে। তখন দেখা যায় যে একটু মানে সোজা বাংলায় বলতে গেলে আইটেম সং গুলো ভালো লাগে তখন।
হুম। উহু, উ উ উ হ্যাঁ, একদম, একটা। উহু। হু, হু। হুম। ও আচ্ছা তাই খুবই ভালো। আসলে energetic সং তো আসলে আমাদের আ আসলে ঐটা একটু ভালো কথা বলেছেন। হু, হু।
হ্যাঁ। হ্যাঁ, আমার নাচতে ভালো লাগে। কিন্তু না, না, এখানে কিন্তু আছে। কিন্তু আমার যখন আমি মানে সারা দিন কাজ করে আমি ক্লান্ত বা হচ্ছে মানুষজনের সঙ্গে কথা বলে তাদের আ মানে দেখা যাচ্ছে মোটামুটি আমি মানুষের উপরে বিরক্ত বা হচ্ছে আ আব ব্যক্তিগত বা আনুস আ professional যেকোনো আ অ্যা জায়গাতেই থাকে না। মানুষের সম্পর্কে তো টানা-পোড়ন সৃষ্টি হয়।
হুম। আচ্ছা। হু, হু। হু, হু। এত মানে মূলত আপনি স্যাড যখন থাকেন আরকি স্যাড থাকার বেশি তো কথা বলতে। হু, হু।
কিছুটা হ্যাঁ। ও সময় তো আইটেম সং তো মানে ভয়ানক লাগে। মানে বিষের মত লাগবে। তো মানে হ্যাঁ, মানে এটা কি বলছে অকারণে। মানে অকারণে মনে হচ্ছে শেয়াল ডাকছে। না মানে থাকে না কোনভাবেই তো ওই গানের সঙ্গে relate করা সম্ভব না হ্যাপ হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ, মানে সুখী বোধ করা তো আসলে পরের কথা। তো ওই সময় দেখা যাচ্ছে যে, আমার মানে আম খুবই একটু ধরেন আ 'চন্দ্রবিন্দু' র গান আ এটা তোমার গান। তারপর হচ্ছে আ আউ ওই যে দীপাংশুদের যে গান গুলো আছে না কলকাতার বাংলার
হুম। অবশ্যই মানে কাটা ঘায়ে নুনের ছিটা আর কি এরকম বিষয়? হু, হু। হু, হু। হ্যাঁ, না এটা একটু ভালো কথা বলছেন। আসলে হুম। আচ্ছা। হু, হু, আ সুরঞ্জিতের গান কি শোনেন আপনি?

উম এই যে রবীন্দ্রনাথের আসলে হিলিং রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল সঙ্গীত আসলে হিলিং পাওয়ার রয়েছে বা জাদুকরী শক্তি রয়েছে বলে আমি আসলে মনে করি।
না, এটা অবশ্যই থাকে। কিন্তু আসলে আর অন্য অনেক, অনেক গানই তো তাদের আছে। কিন্তু এইটার মতো আসলে আমার উপরে কাজ করে না। থাকে না?
না, আসলে যেমন একলা চল আসলে। এক্সাক্টলি আসলে প্রত্যেকটা মানুষের আসলে কিছু বিশেষ গান থাকে, আসলে যেগুলো আসলে তাদের আ ওইভাবে ক্যাচ করতে পারে যে, আসলে আপনার ভাবনাকে কন্ট্রোল করতে পারে একদম, একদম। যে আসলে আপনার জীবনের সাথে আসলে মিলে যায়, এরকম কোন ঘটনা আজকে রয়েছে। তো এরকম আসলে আপনি যে যদি যে জীবন সুখী ভাবনা কাহারে এইটাকে যদি আসলে আমি, আমি যেহেতু বলতে পারেন যে, লিটারেচার এর পড়াশোনা করছি তো লিটারেলি ফর্ম এ যদি বলতে যে সেটাকে স্কেপিজম বলে যে আসলে আপনি যে জিনিসটাকে নিয়ে ভয় পাচ্ছেন বা যে জিনিসটা আপনাকে অনেক বেশি পীড়া দিচ্ছে, সেটাকে থেকে আপনি আসলে দূরে সরে যেতে বা সেটাকে আসলে শিকারী করতে চাচ্ছেন যে, আসলে পলাইতে চাচ্ছেন যে বিষয়টা থাকে যে স্কেপ করতে চাচ্ছেন তো এই বিষয়
হ্যাঁ, হ্যাঁ। হ। হ্যাঁ, হয়তো কোনো একটা সময়ে এরকম একটা রিয়ালাইজেশন আমার হইসে। হ্যাঁ, তো সেটা আমি কিন্তু টেনে নিয়ে আসছি এতদূর। হুম। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, পলাইতে চাওয়া আ আমার এটাকে ঠিক পলাইতে চাইছে এরকমটা মনে হয় নাই।
আ বা হুম, হুম, হুম আ না পলাতে চাও বলতে আমি আসলে বলতে চাচ্ছি যে, বিষয়টাকে আসলে অস্বীকার করা যে আপনি আসলে এমন একটা যে
না, আমার কাছে মনে হইছে যে, আপনি নিশ্চয়ই দেখবেন আ অনেক ফিমেল ক্যারাক্টার থাকে আরকি ধরেন আ
হুম, হুম। হুম।
বিশেষ কইরা আমাদের ২-৩ প্রজন্ম আগের। তারা হচ্ছে গিয়া মানে হচ্ছে মানে তাদের ১০০% শতাংশ স্যাক্রিফাইস লাইফ এ আরকি। তো দেখা যাচ্ছে অন্য সবাইকে।
না, এটা আসলে খুব বেশি দূরে না আপনি আপনার ফ্যামিলি মায়ের দিকে তাকান আসলে তখনই বুঝতে পারবেন।
উম না, আমার মা আসলে খুব বেশি সেক্রিফাইস মানে সে যদি করে থাকে সেক্রিফাইস সেটা সে আসলে যা বুঝেছে এবং আসলে সেটা বলেছেও যে আমার এটা, এটা করা লাগছে তোমাদের জন্য। তো আমি আমার মাকে ওই জায়গা থেকে রেসপেক্ট করি যে, সে আসলে আ ওইভাবে যে তথাকথিত অর্থে যাই হোক সেটা বলছিলাম যে
আচ্ছা। হুম, হুম। হুম। অবশ্যই, অবশ্যই, আসলে। হুম। হুম।